হ্যাঁ, বলেন। আপনার মধ্যেও আছে।
বললাম এই জিনিসটা আমার মাঝেও আছে। আ যেখানে ঘুরতে যাব সেখানে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলে, উম পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারলে ঘোরাটা আরও বেশি উপভোগ করা যায় আমার মতে। কিন্তু এটা সবার কাছে হয়তোবা ভালো লাগে না। অ আপনার কাছে উম
উম জি। উহ। আ হ্যাঁ। উম জি। আ হ্যাঁ। জি, সেটা আরকি ব্যাপার? তবে যথারীতি আমি আ ঘুরতে যাওয়ার পরে আসলে হয়েছে কি যে রিকশাওয়ালা মামাদের সাথে আসলে আমি কথা বলতে শুরু করে দিয়েছি বা গল্প করতে। বা ওই সময়টাতে আপনার, আ আমার যে বন্ধু ছিল সাথে সে আমাকে আমার উপরে অনেক রাগ-বাগ যায়। হ্যাঁ, "তুই কি এমন করছিস? তুই ওদের সাথে কেন ঘুরছিস?"
চি আ